হ্যাঁ, হ্যাঁ একদম
তো এই, এই যে এই ধরনের ছোটখাটো যে যৌক্তিক বিষয়গুলো এই এই একটা ভালো নেতার মধ্যে আমার কাছে থাকা উচিত। এটার মানে এটা না যে আসলে কোন নেতার আরকি আবেগ আবেগ থাকা যাবে না বা আপনার আ কি বলে এটাকে? হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই আ একজন মানুষের মানুষের যেই আ যে বৈশিষ্ট্য সেখানে আবেগ অবশ্যই থাকবে। তবে আবেগ তাড়িত হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি না। আমার মনে হয় বাস্তব প্রবণ হওয়াই নেতার জন্য গ্রহণযোগ্য। যেমনটি আপনি বললেন যে একজন আ আ যেমনটি আপনি যে সিদ্ধান্ত দিলেন যে তার ১০ জন টিম মেম্বারটি বাঁচানো উচিত। এটা অবশ্যই এক একটা বাস্তব প্রবণ সিদ্ধান্ত। এটা আবেগতাড়িত কোন সিদ্ধান্ত নয়। তো এসব ক্ষেত্রে আমার মনে হয় অহ প্রত্যেকটা আহ সংস্থা প্রত্যেকটা সংগঠন কিংবা পরিবার, রাষ্ট্র রাষ্ট্র দেশ সবকিছুতেই আসলে সমাজে আমাদের আ এই যে বাস্তব প্রবণতা একজন নেতার এই বাস্তব প্রবণতার গুণাবলীতি থাকা থাক থা বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করে যে গুণাবলী, হ্যাঁ, গুণাবলীটি থাকতেই হবে। সে না হলে আসলে আ সে যে কাঙ্ক্ষিত সফলতা. সেটি অর্জন করতে পারবে না। তো আ আপনি কি মনে করেন যে একজন নেতার কঠিন সময় কি ধরনের আচরণ দেখানো উচিত?
হ্যাঁ। জ্বি। একদম। একদম ভাই, এ হ্যাঁ। হু, হু। উম জ্বি। উম জ্বি। হু, জ্বি। হু, হু। জ্বি। হ্যাঁ। হ্যাঁ, বাস্তব্যে বাস্তববাদী বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণের আ দক্ষতাটা বা হ্যাঁ। <clears throat> জ্বি। একদম। হ্যাঁ।